আসলে আ বে আমি যখন ওই চাকরিটা করি তখন আ প্রায় ২-৩ মাস করছিলাম। করার পরে এই সমস্যাটা হইছিল। তো পরবর্তীতে আমি কিন্তু আসলে বিজনেস আমার আমাদের অ্যা মানে ওই ফ্যামিলি টা কিন্তু আসলে বিজনেস ফ্যামিলি। কিন্তু তারা চাইত না যে আমি বিজনেস এর মধ্যে ইনভলভ হই। তো সে কারণে তারা কিন্তু আসলে আমাকে এটা থেকে দূরে রাখত। কেনো যে তারা এটা দূরে রাখত বু
আচ্ছা। আপনার ব্যাপারটা কিন্তু অনেকটা বেশ একটু বিপরীত। কারণ <chuckles> সবার পরিবার চায় যে আ সে আরো তার পারিবারিক ব্যবসা সামলাক। যেহেতু আপনার ক্ষেত্রে ব্যাপারটা এমন ছিল, এর পরবর্তী অভিজ্ঞতাটা যদি একটু বলেন।
<chuckles> হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ব্যবসা করুক। হু, হু। হ্যাঁ। তো সেক্ষেত্রে আমি যেহেতু পারলাম না আমি চাকরি ছেড়ে দিলাম। আ ডিইরেক্ট আ ওই কোম্পানিতে একট মানে একটা লেটার দিলাম যে, "আমি আর চাকরি করব না।" তো করে আমি চলে আসলাম। আসার পরে আমাকে বাসায় অনেক বকা ঝ আমার বাসায় কিন্তু অনেক বকা-ঝকা করছে। আমাকে অনেক কষ্ট কো মানে কষ্ট সহ্য করতে হইছে যে, আমাকে বলছে যে, "তুই কোনো চাকরিই করিস না।" এর আগেও ২ টা চাকরি করছিলাম। সেটা অল্পদিন ২-৩ দিন করে করছিলাম। তো এই সেইম কাজটাই হয়েছিল। তো এটা কারণে বাসায় কিন্তু প্রচুর বকাবকি শুরু করছে। যে তোর দ্বারা কিছু হবে না এই সেই। তো আমি একটা জেদ নিলাম যে আমি দোকানদারি শিখবো বা আমি ব্যবসায় ইন ইনভ্লব হবে আমাকে এটা শিখতে হবে। তো আ দোকানে বসা শুরু করলাম। শিখে মিনিমাম আ একটা পর্যায়ে কিন্তু শিখছি। শিখার পরে যখন আ শিখার শেষ পর্যায়ে চলে আসছে তখন আবার বলতেছে একটা ভালো চাকরির অফার আসছে। তোর আ আঙ্কেল বলতেছে এখানে আসতে তা আবার যা। তো আমি তো যাবো না, আমি তো যাব না <giggles>
হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। এর পরে কি করছিলেন? ওহো! আচ্ছা, আচ্ছা। <chuckles> আচ্ছা। বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ। ওহো! আবার সেই পুরাতন জায়গায়। তখন কি আপনি ওই ওই জায়গাটাতে আপনি ফিরে গেছিলেন বা আপনার এই যে, যে প্রিপারেশন বা প্রস্তুতি আপনি নিচ্ছেন দীর্ঘ সময় ধরে, সেটাকে পাশে রেখে আবার মনে হইছে যে না যেহেতু বলছে যাই একটু চাকরিটা চেষ্টা করে দেখি যে হয় কিনা? আপনার তখনকার অবস্থাটা কি ছিল?
<chuckles> হ্যাঁ, হ্যাঁ। হু, হু, হুম। হু, হু, হুম। হ্যাঁ, আসলে তখন কিন্তু আমি ওই চাকরিটার জন্য কিন্তু মানে তাদের চা জোরাজুরিতে আমি কিন্তু চলে গেছি। যে দেখি এইবার ভালো হতেই পারে। তো যেহেতু ওইটার টা অভিজ্ঞতা আমি নিয়ে গেলাম। তো পরবর্তীতে এবার না পারলে এবার আমি একটা সিদ্ধান্ত আরকি নিবোই যা হয় হবার। তো ওখানে গিয়ে ওই আ একটা চাকরি হলো কি, যে বলিই খোলামেলা সেটা হলো ওয়ালটনে আমার জব হয়েছিল। তো ওয়ালটন ওয়ালটন, কোম্পানিত হ্যাঁ বেশ ভালোই ছিল। তো সবকিছু ভালোই চল হ্যাঁ, ভালো কোম্পানি কিন্তু আসলে আ যখন আ কিছু, কিছু মানে মানে ক্লায়েন্টদেরকে আমাদেরকে হ্যান্ডেল করতে দেয়, তখন হয়েছিল কি একটু মানে স মানে কঠিন হয়ে যাচ্ছিল। মানে তাদের থেক থেকে কিছু ক্ষেত্রে টাকা তারা আসলে বাকি রাখতো। বিভিন্ন কিস্তিতে আসলে পণ্যগুলো নিত অনেক সময় দেখা যাইত। তো তারা কি করতো যে পণ্যগুলো নিয়ে টাকা দেওয়ার কোনো নামই নেই। তো তাদের অ্যা এমনকি লোক পাঠিয়ে দিতাম। এমন <chuckles>
আহা! আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পেরেছি। আচ্ছা, আচ্ছা। বাহ! বেশ বেশ, ভালো, জি, জি, জি, অবশ্যই। নিঃসন্দেহে ভালো কোম্পানি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা মানে সব সব কাজে যে একটা মানে সাধারণ সমস্যা যে যা সার্ভিস বা সেবা নিছে বা পণ্য নিছে। কিন্তু টাকাটা দেওয়ার বেলায় যত অসুবিধা তৈরি হয়। তো তারপর আপনি কি করলেন বা আপনি এই বিষয়টাকে কিভাবে সামাল দিয়েছিলেন?
আ হ্যাঁ। হু, হু। <chuckles> অ্যা হ্যাঁ, তো তো এটা হল কি